ও আচ্ছা এটাও তো বেশ একটা বিস্ময়কর ব্যাপার। এরকম ভাগ্যও তো খুব দুর্লভ মানুষেরই হয়। যে, আ মানে খুবই চমৎকার লাগলো শুনে। আর আ আশ্চর্যজনকও যে, অ্যা এরকম মানে আ তাও তো একটা সমাধানে আসতে পেরেছেন। অন্যরা তো হলে দেখা যেত যে, আ একেকজন একেক হোটেলে থাকতো। আপনারা যে, একটা একসঙ্গে মিলে একটা সমাধান করতে পেরেছেন এটা বেশ প্রশংসনীয় একটা ব্যাপার। চমৎকার!
না এ এইটা, এইট অ্যা হ্যাঁ। হ্যাঁ। <chuckles> উহু। হ্যাঁ, কিন্তু এ এইটা, এইটা, আসলে যে, যতটা শুনতে ভালো লাগছে আমাদের অভিজ্ঞতা আসলে ততটা ভালো ছিল না আরকি।
জি। আ একটু বলুন না কি হয়েছিল।
হ্যাঁ, এখন যেহেতু পুরো বিল্ডিং এ আমরা একা। ওইটা আমার মনে হয়েছে ৪ তালার বিল্ডিং ছিল এবং অ্যা ৪ তালা বিল্ডিং এ আমরা ৩ তালায় আমাদেরকে দিল। এবং আমরা খেয়াল করলাম যে, কেউ নাই। তো, তো আমরা ভাবলাম যে, আচ্ছা হয়তো আসবে। আ তাই না? কিন্তু দেখলাম যে, পুরো দিন চলে যাওয়ার পরও সন্ধ্যা পর্যন্ত দেখলাম যে, পুরো খালি। এবং আসলে অন্ধকার হতে, হতে তো একটু, একটু কেমন জানি লাগে। যে, পুরা একটা বিল্ডিং এর মধ্যে আপনারা একা। যতই ১৮ জন হন না কেন, হ্যাঁ, নতুন এলাকা এবং ওটা না কেমন জানি একটু ভিতরে করেছিল। এমন না যে, একদম রোডের মাঝখানে। এরকম কিছু না। তো এইটা একটা ভয়। এবং রাত যত বাড়ছিল ভয়টা তত বাড়ছিল। হয়তোবা এটা আমাদের মনের ভয় ছিল যে, আমরা অনেক কিছু ফিল করতে পারছিলাম যে, এ বলছে যে, না এখানে একটু কেমন যেন অদ্ভুত ঘটনা ঘটছে। তো ওই পুরা রাত আসলে আমরা কেউ ঘুমাতে পারিনি। এবং একটা সময় হয়ে গেছিল যে, আমরা অর্ধেক রাতে আমরা বের হয়ে যাবো। এমন একটা ভা আমাদের একটা ডিসিশন নামছিলাম যে, আমরা চলে যাব। এবং যখন আমরা আসলে অ্যাপার্টমেন্ট এর দর
আচ্ছা জি। অবশ্যই, অবশ্যই। নতুন এলাকা জি, জি। আচ্ছা, আচ্ছা, ছা <chuckles> ও হো! মানে ঐ ওইটা হ মানে apartment টা ত্যাগ করে আরেকটা জায়গায় আ চলে যাবেন বলছেন, আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, জি, জি। তারপর?
আরেকটা জায়গায় চলে যাব। এরকম মানে রাতে এতটাই ভয় পাচ্ছিলাম যে, আমরা চলে যাব। তো যখন আসলে আমরা বের হলাম অ্যান্ড দেখলাম যে, পুরো করিডোরটা খালি একদম সিঁড়িগুলো অন্ধকার। মানে নামবো সিঁড়ি দিয়ে নামবো ওই সাহসটাও আসলে কুলাচ্ছিল না আমাদের।
আচ্ছা। জি, জি।

না, এরকম কোনো আসলে সুযোগ নেই। অ্যা আমি যতটুকু জানি যে আছে, কিন্তু আমার চোখে পড়েনি। বা আমি তেমন কোন ঘটনা শুনিনি যে, তারা অ্যা কোন মানুষ তাদের থেকে সাহায্য পেয়েছে। এই দিকটা আসলে একটু খারাপ। কারণ যেহেতু এত সুন্দর একটা জায়গা বা এত মানুষ সেখানে যায়। তো প্রশাসনের উচিত যে, ঐদিকে একটু নজরদারিটা রাখা যাতে স্কাম গুলো না হয়। কারণ ওখানে প্রতিটা জিনিসই কিন্তু তারা স্কাম করার চেষ্টা করে। এমন না যে কোনো ১ টা ২ টা জিনিস। প্রত্যেকটা জিনিস অ্যা স্কাম এ আসলে ভরপুর। তো এই দিকটা খেয়াল রাখা উচিত। এবং অ্যা আমার মনে হয় কি যে, সবথেকে ভালো হয় যে, অ্যা প্রত্যেকটা কিছু একটা অ্যা নির্দিষ্ট একটা ভাড়া ঠিক করে দেওয়া। ওখানে প্রশাসনের উপর, হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। অবশ্যই। একদম, একদম মানে যেমন অ্যা ওই জিনিসগুলার দাম যেন একরকম থাকে, কারো কাছে বেশি না নেওয়া হয়, যেটা আপনারা ভুগেছেন। তো এটা খুবই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন একটা কথা তো অবশ্যই জানতে হয়। যেহেতু আপনি পুরা ঘটনাটা খুব আনন্দের সহীতে বললেন, তো ঐখান থেকে যখন ফিরে আসছেন, ফিরে আসার সময় অভিজ্ঞতাটা কেমন ছিল এবং অ্যা ঐখান থেকে কি নিয়ে ফিরে এসেছেন? যেমন থাকে না যে, খুব আনন্দ যেটা সারাজীবন মনে থাকবে। এরকম কোনো অভিজ্ঞতা যদি একটু বলতেন খুব ভালো লাগতো।
হ্যাঁ। সেটাই। হ্যাঁ। জি। হ্যাঁ। হুম। আসলে অ্যা ফিরে আসছি হচ্ছে, অনেকগুলো স্মৃতি নিয়ে। যে এই যে, ২ বছর পরও আমি আপনাকে বলছি এত আনন্দের সহিত। তো আমার মনে হয় যে, আমি আগামী ২০ বছর পরও এই ঘটনাগুলোকে এভাবেই বলব কাউকে। তো একটা চমৎকার স্মৃতি ছিল। কারণ পরিবারের সবার সাথে সময় কাটানোটা হয় না। এখন তো অনেক কঠিন। তাই না? তো পরিবার হ্যাঁ, পরিবার তো ছিল এবং সাথে কাছের আরো আত্মীয়স্বজনরা ছিল। তো এই ব্যাপারটা আসলে খুব সহজে করা যায় না। তো এটা করতে পারলাম। সবার সাথে একটা ৩ ৪ দিন আসলে একটা চমৎকার সময় কাটানো। তো ব্যাপারটা আসলে খুব অতুলনীয়। মানে এটা আসলে বলে না যে, টাকা দিয়েও আসলে সম্ভব হয় না। এক্ষেত্রে। তো এইগুলো নিয়ে ফিরে আসছিলাম। আর ফেরার পথে তো এত মন খারাপ ছিল, এটা বলার বাইরে যে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে আরও ২ দিন থাকি। কিন্তু এদিকে ছুটি শেষ। পকেটের অবস্থাও খারাপ। এটাও খেয়াল রাখতে হয়।
জি, জি। অবশ্যই দুর্লভ একটা ব্যাপার। অবশ্যই। একদম, একদম চমৎকার। অবশ্যই, অবশ্যই। কর্মস্থলে ফেরত যেতেই হবে। কিছু না মানে করার নেই। তো মানে চমৎকার। আপনার কথাগুলো শুনে কিন্তু বেশ ভালো লাগলো। আসলে অ্যা যেভাবে আপনি বু বুঝিয়ে বললেন যে, পরিকল্পনা ছাড়া হঠাৎ করে ১৮ জন, ১ জন মানে, একসাথে যাওয়া মানে এটা কিন্তু খুবই দুর্লভ। আর আপনার কথাগুলা শুনে যেটা অনুভব হলো, সেটা হচ্ছে, অ্যা আপনার যে, পরিবার পরিজনরা আছে তারা যে একসাথে আনন্দ করতে পছন্দ করে, কোন দ্বিধাবোধ নেই। আর বিশেষ করে এই যে একসঙ্গে থেকে কিছু অ্যা তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে, তাও আনন্দ করতে পেরেছেন। অনেকের ক্ষেত্রে তো তাও হয় না। দেখা যায়, তিক্ততার কারণে আবার ফেরত চলে আসে। তো আপনার এই অ্যা আনন্দের কথাগুলো শুনে, বেশ চমৎকার লাগলো এবং আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।
একদম সেটাই। হুম। হু, হুম। জি। উ হুম।

আচ্ছা, আচ্ছা মানে এ এটা কিন্তু আপনি চমৎকার বলেছেন। আসলে সবাই একসঙ্গে থাকলে ওই একটা থাকে যে, আপনা হয়তো বোঝাতে চাচ্ছেন যে, ওই যে একাকিত্ব লাগে যে মানুষটা আসলে ভালো হতো, এই জিনিসটা আপনাদের একবারেই অনুভব করতে হয়নি। তাইতো?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটাই যে, আফসোসটা নাই যে ও নাই। প্রত্যেকবার হতো কি যে, ওরা থাকলে ভাল হত। এরা সাথে আসলে ভালো হত। তো এইবার ওটা ছিল না। এবার সবাই একসাথে ছিল। তো এটা একটা মজার ব্যাপার।
আর, অ্যা ভ্রমণটা কি কত কি দিয়ে করেছিলেন? আ ট্রেন এ গিয়েছিলেন না প্লেনে বা বাসে গিয়েছেন? কিভাবে গিয়েছেন যার ওই ভ্রমনের অ্যা অভিজ্ঞতাটা যদি বলতেন তিক্ত ছিল না মিঠা ছিল?
আ। না, আ আমরা গিয়েছিলাম বাসে। তখন আসলে হচ্ছে যে, অ ট্রেনের ব্যবস্থাটা তখনো করা হয়নি। যেটা এখন করা হয়েছে। তো আমরা হচ্ছে যে, বাসে করে গিয়েছিলাম এবং আমাদের না বাসের টিকেটও আগে করা ছিল না। আমরা ওখানে গিয়ে হচ্ছে যে, হ্যাঁ আমরা টিকেট ও করি নাই। বললাম না যে আগের দিন প্লান হল, হুট-হাট করে। আমরা, আমরা সকাল পর্যন্ত আসলে জানতাম না যে, আমরা কতজন যাবো আসলে। <laughs> তো ব্যাপারটা এরকম। হুম, হুম। <chuckles> তো বাস স্ট্যান্ডে গিয়ে আসলে আমরা জানলাম যে ও আচ্ছা ঠিক আছে। আমরা ১৫ থেকে ২০ জন মনে হয়, ১৮ জনের মতো মনে হয়েছিল। আমার যতটুকু মনে আছে। তো ওরকম। <laughs> ১৮ জন।
জি। আচ্ছা, আচ্ছা। জি। বলেন কী? আচ্ছা এ তো বেশ বিস্ময়কর একটা ব্যাপার দেখা যাচ্ছে। বলেন কি ১৮ জন। পুরা বাসটাই তো দখল করে নিয়েছিলেন আপনারা। <laughs>
হ্যাঁ, এটাই, এটাই পুরো বাসটাই আমাদের। তো এটা একটা ভয় ছিল যে আমরা একসাথে টিকেট পাবো কিনা? কারণ তখন ছুটির সময় চলতেছে ঈদের ছুটি। তো সবাই আসলে ঘুরতে যাচ্ছিল। কিন্তু বলা না যে কপাল ভালো যে আসলে আমরা একটা বলতে গেলে একটা মিনি বাস পেয়ে গেছিলাম, <laughs> জি। এবং এর ফলে হয় কি যে আমরা একসাথে টিকেট করার কারণে কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট ও পেয়েছিলাম। তো এটা একটা ভালো দিক ছিল।
জি, জি, জি অবশ্যই। জি। চমৎকার, চমৎকার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। এতজন যাচ্ছেন, পুরা বাস টাই তো বুকিং হয়ে গেল তো তাদের তো মুনাফাও প্রচুর হয়েছে। তো এটা চমৎকার।
হ্যাঁ। এটাই। আমরা বলতে গেলে অ মানে কি এসি বাসের টাকা দিয়ে, মানে নন এসি বাসের টাকায় এসি বাস পেয়েছিলাম। <laughs> তো এটা, এটা ভালো।
চমৎকার বিষয়টা। আসলে সবাই কিন্তু দেখা যায় যে, ঐ অ্যা কক্সবাজারে যেয়ে, মানে আমার পরের যে প্রশ্নটা আসতে যাচ্ছিলো সেটা হচ্ছে যে, ওই কক্সবাজারে যাওয়ার পর বা সমুদ্রদ্বীপে যাওয়ার পর হোটেল পাওয়াটা বেশ একটা অ্যা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে। তো এই হোটেলে চিন্তা করে কিন্তু অনেকে আ নন এসি বাসে যায় যাতে টাকাটা একটু সাশ্রয় করে হোটেলটা যেন খুব আরো মানে আরামপ্রিয় হয়। তো আপনাদের ক্ষেত্রে হোটেলের অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা কি আ ভালো ছিল কি?
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। আ।

তো এখানে আম আ চমৎকার কিছু অভিজ্ঞতার ব্যাপার শুনলাম আর ভয়ংকরও কিছু কথা শুনলাম। তো এখানে এখন তো অবশ্যই জানতে হয় যে আসলেও আ পরের দিনটা কেমন ছিল? আ এও আনন্দ কি করতে পেরেছিলেন পরিপূর্ণভাবে? যেহেতু সবাই একসঙ্গে আর আ হ হোট এইখান থেকে বেরিয়ে গেলেন। তো আর খাওয়া দাওয়ার বিষয়টা বিশেষ করে কক্সবাজারে গিয়ে তো মানুষ মাছ খেতে বেশ পছন্দ করে। তো ওইগুলো খাওয়া দাওয়ার ব্যাপারগুলো একটু যদি বলতেন কিরকম ছিল আপনাদের অভিজ্ঞতা?
<laughs> হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। হ্যাঁ, এ আসলে এই পরের দিন আমরা যখন ছাড়লাম, তখন আসলে আমরা ওই আগের হোটেল যেখানে গেছিলাম, ওদেরকে বলা ছিল যে, এর পরের দিন যাতে আমাদের জন্য রুম রাখে। তো আমরা রুম পেয়ে গেছিলাম। তো এটা একটা ভালো দিক ছিল। এবং এর পরের দিনটা আসলে খুব উপভোগ করেছি আমরা এর পরের যে ২ দিন ছিল। তো ওই, ওই অ হয় না যে, হ্যাঁ, অপ্রত্যাশিত ঘটনাটা আর মনে থাকে না আর কি কারণ এরপরে এতটাই মজা করেছি। এবং খাবার-দাবারের ব্যাপার হচ্ছে গিয়ে, আমার পরিবার না খুব শৌখিন খাবার-দাবারের ক্ষেত্রে। যে কোথায়ও ঘুরতে গেলে তাতে আনলিমিটেড খাবার-দাবার চলে। তো এই যে সকালের নাস্তা থেকে খাবার দাবার শুরু হল। এবং ১৮ জন মানুষ, ১৮ জনের আসলে ১৮ রকম চয়েস থাকে। তো হোটেলে গিয়ে আসলে অর্ডার দেওয়াটা, যে অর্ডার নিচ্ছে তার মাথা আসলে পাগল হয়ে যাচ্ছে। এবং আমার মনে আছে যে, আমাদের থেকে ৩-৪ জন এসে অর্ডার নিত গ্রুপ, গ্রুপ হয়ে। অ্যা একজনের পক্ষে সম্ভব ছিল না যে ১৮ টা মানুষের অর্ডার নেওয়া, হ্যাঁ। তো এটা বাচ্চাদের একেক কর বাচ্চারা মাছ খেতে চায় না। এবং আমিও আসলে মাছ তেমন একটা পছন্দ করি না। আ কিন্তু আবার হ্যাঁ, ওই যে কক্সবাজার গেলে কাঁকড়া খাওয়া বা বিভিন্ন ধরনের সি-ফুড ট্রাই করা, ওগুলোর দিকে আসলে মন ছিল। ও এরকম করে করে আসলে অনেক, অনেক রকমের খাবার-দাবার খাওয়া হয়েছিল আরকি।
ও! আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। অবশ্যই। বুঝতে পেরেছি। জী। বুঝতে পেরেছি। চমৎকার! মানে একটা মিশ্রণ টাইপের অভিজ্ঞতা আরকি। যে একটু তিক্ত একটু মিঠা এরকম আরকি একটা ব্যাপার। বাট শু শুনে চমৎকার লেগেছে। তো আর এখানে একটা আরেকটা বিষয় থাকে যে, আ ওইখানে যে দেখা যায়, ওই আ সমুদ্রের পাশে বসতে গেলে, কিছু খারাপ প্রকৃতির মানুষ থাকে, যা তারা এসে খালি, খালি টাকা চায়। যে বসতে গেলেও টাকা দিতে হবে এবং আ ঘোড়া থাকে, অনেক কিছু থাকে। ঐখানে কি কোন খারাপ অভিজ্ঞতা হয়েছে কি আপনাদের সাথে?
হ্যাঁ, হ্যাঁ, এটা এক হ্যাঁ, পুরাই। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক স্ক্যাম।